হ্যাঁ, ঐ যে জয়নুল আবেদন আছে না? বাংলাদেশি পেইন্টার। তার পেইন্টিং গুলোতে কিন্তু আমরা দেখতে পারি যে, আমাদের সময়কার আমার আগের সময়কার যে দুর্ভিক্ষগুলো হচ্ছিল এবং মানুষদের যেই সাফারিং যেসব যন্ত্রণা সেগুলো কিন্তু তুলে উঠছে খুব পাওয়ারফুল ভাবে। যে দেখা গেছে যে, তার আর্ট ওয়ার্ক গুলো কিন্তু খুব সিম্পল তেমন একটা কমপ্লিকেটেড না কিন্তু তার মধ্যে যে অনেক কিছু অনুভূতি করা যায়। অনুভব করা যায়। যে কত মানুষ কিভাবে সাফার করতেছে এবং এগুলো কিন্তু একদম সত্যিকারের জিনিস। ইতিহাসটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না। যে আমাদের আমাদের হিস্টোরিতে যেই পরিমাণ দুর্ভিক্ষ হইছে। মানে জিনিসটা মাঝে মধ্যে ভাবতে একটু ইম্পসিবল লাগে যে এত কিছুর পরেও আমরা এখনো একটা দেশ হিসেবে আমরা আছি, দাঁড়ায় আছি এত সাফারিং এর পরে। এই যে মানুষদের যেই সাফারিং তার ইফেক্ট গুলো কিন্তু এখনো আমাদের মাঝে রয়ে গেছে। যে আমাদের শরীলের যে গঠন তার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে, আমাদের গঠনটা কিন্তু দুর্ভিক্ষ সারভাইভ করার জন্যই।
হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম। ঠিক বলেছেন। হ্যাঁ। হুম। হু, হু। সত্য বলেছেন আসলেই। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন। হু, হু। হুম, হুম। হ্যাঁ। সত্য বলেছেন। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ঠিক বলেছেন।
আমাদের ইতিহাসে স্পেশালি আম <clears throat> গত ২০০ বছরের বেশিরভাগ দুর্ভিক্ষগুলা কিন্তু ছিল ম্যান মেড। মানে মানুষের তৈরি করা। তাদের জন্য যে আমাদের শরীরের যে চেঞ্জেস গুলো আসছে তলপেটে চর্বি হওয়া কিংবা অতিরিক্ত পরিমাণ কার্বস খাওয়া এগুলোও কিন্তু এই জিনিসগুলোরই একটা ফল। তাই না?
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিকি বলেছেন। হুম।

আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হতে পারে হ্যাঁ। হুম।
আচ্ছা। হ্যাঁ। আপনি যদি তার আর্ট গুলো এ্যা চেক করে দেখেন তাহলে দেখবেন ইম্পোর্টেন্ট ইসূ গুলো নিয়েই কিন্তু সেই করে। যে, দুর্নীতি, পলিউশন হ্যাঁ, তারপরে যে, জুলাই যে, আন্দোলন হলো এরকম ইসূ গুলো তুলে ধরে তিনি এবং খুব সুন্দরভাবেই তুলে ধরে।
আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পারছি, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বুঝতে পারলাম। হ্যাঁ, ধন্যবাদ পরামর্শটি দেওয়ার জন্য। আমি উনার FaceBook পেজ আশা করি ঘুরে আসবো। আসলে ছবি বা পেইন্টিং যখন বাস্তব জীবনের কথা তুলে ধরে, তখন তো সেটা আমার মনে হয় যে, শুধু ছবি বা পেইন্টিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটা আসলে আমাদের জীবনের একটা অংশ হয়ে যায় এবং সে সকল পেইন্টিং বা ছবি দেখে আমরা আমরা কখনো হাসি, কখনো বা কান্না করি বিশেষ করে আ বিভিন্ন ধরনের ছবিগুলো আসলে বর্তমানে আমরা দেখতে পাই অতীতের বা বর্তমানে শিল্পীরা তো শিল্পের যে, জয়যাত্রা সেটা তো আর থেমে নেই, সেটা তো এগিয়ে চলছে। সেই হিসেবে বিভিন্ন ধরনের আ ছবি আসলে আমাদের প্রম মানে মাঝে, মাঝে, আমাদের মনে আসলে অনেক কষ্টের জন্ম দেয় এবং সেই সকল ছবিগুলো যতবার দেখি, ততবার আসলে আ শিল্পীর যে, হাত বা শিল্পীর যে, চোখ তার আসলে প্রশংসা না করে আসলে পারা যায় এবং মাঝে, মাঝে, সত্যি কথা বলতে আমার আফসোসই হয় যে, তারা এতটা সুন্দর করে কষ্টকে তাদের পেইন্টিং এ আসলে তুলে ধরেন যে, টার আসলে প্রশংসা না করলেই নয়। তো আসলে আজকে হু, হুম, আজকে বলুন
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। রাইট। হ্যাঁ, রাইট। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং দেখা যায় যে, হ্যাঁ, হ্যাঁ। আজকে এই আর্ট গুলো নিয়ে এবং আর্টিস্ট দেরকে নিয়ে কথা বলে আসলে খুবই ভালো লাগলো এবং
হু, হুম। হ্যাঁ, ঠিক বলেছেন। আশা করছি হু, হুম, ঠিক বলেছেন। আশা করছি আবার কোনো একদিন নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুভরাত্রি।
আশা করি অন্য কোনো এক সময়ে কথা হবে আপনার সাথে। হুম। হ্যাঁ, আশা করি আপনার দিনটা যেন খুব সুন্দর যায়। আম আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ। শুভরাত্রি।